হ্যাঁ, তা তো আছেই। যেমন আমাদের সৃজনশীলতাটা কিন্তু খুবই কমে গিয়েছে। আমরা কিন্তু এখন আর তেমনভাবে সৃজনশীল কাজকর্ম করতে পারি না এবং আমাদের চিন্তাভাবনা কিন্তু একটু লিমিটেড হয়ে গিয়েছে, বলতে পারি আরকি। যে আগে এইযে, চিন্তা ভাবনা করার যে একটা দক্ষতাটা চে ছিল। যে, আমরা যে ঐযে নিজেদের সময়ের সা একা এক একাকিত্ব সময় যে একটা কাটাতে পারতাম আমরা, বসে কিন্তু আসলে অনেক কিছু চিন্তা করে ফেলতে পারতাম। অনেক ফিউচার নিয়ে চিন্তা করতে পারতাম। তারপরে ছোটখাটো যে আগামী দিন কি, কি কাজ করবো না করবো? এগুলো চিন্তা করে রাখতে পারতাম। ঠিক না? আর এখন দেখা যায় যে, একটু একাকিত্ব সময় কাটাতে গেলেই, আমাদের হাতে মোবাইল ফোনটা চলে আসে। এবং আমরা ওটাতে বসে, বসে সোশ্যাল মিডিয়া বা, YouTube এ ভিডিও দেখে বা, গেম খেলে আসলে কাটিয়ে দিচ্ছি। এবং এইযে চিন্তা করার যে সময়টা, নিজেদেরকে যে সময় দেওয়াটার যে ব্যাপারটা ছিল, এটা আর হয়ে ওঠে না। ঠিক না? কারণ আপনি কিন্তু জি, জি।
এ্যাঁ,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 আপনি ঠিকই বলেছেন যে, আমার কাছে মনে হয়, যখন কারেন্ট-টারেন্ট চলে যায় বা, ইন্টারনেটের কোন সমস্যা দেয়। তখন দেখা যায় যে, আমি অন্য, অন্য জিনিস নিয়ে, যেগুলো নিয়ে হচ্ছে ভাব মানে অন্যান্য জিনিস যেগুলা হচ্ছে, নরমালি হচ্ছে ইন্টারনেটের জ জন্য আমি ভাবতে পারছি না। বা হচ্ছে কোন মানে কোন না কোন রিজনে বাধা পড়ে যাচ্ছে। কাজের কাজ হোক বা, অন্য কোনো ব্যক্তিগত রিজন। এখন তো দেখা গেছে যে, সব কাজই ইন্টারনেটের ভিতরে চলে গিয়েছে। তো দেখা যায় যে, ইন্টারনেট না থাকলে তো কাজ করতে পারছি না। তো, তখন দেখা যায় যে, অনেক কিছু নিয়েই ভাবছি, অনেক কিছু নিয়েই চিন্তাভাবনা হচ্ছে। তখন অনেক কিছু নিয়েই হচ্ছে, ক্রিয়েটিভ চিন্তাভাবনা আরো বেশি বেড়ে যায়।
হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ। হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ, একদমই। আবার এইযে ক্রিয়েটিভের দিকটা দিয়ে একটা জিনিস দেখুন যে, আমরা যখন আগে পড়ালেখা করতাম বা, এখনো যখন করি। দেখা যায় কি? যে, ১ম মানে স্কুলে, কলেজে আমরা কিন্তু আসলে অনেক কিছু নিজেদের চিন্তা ভাবনা করে লিখা লাগতো। বা হচ্ছে গিয়ে একটু ভুল হলে, সেটার পেছনে সময় দেয়া লাগতো। যে আচ্ছা ঠিক আছে ভুলটা আমরা কিভাবে শুধরাতে পারি? ঠিক আছে? কিন্তু এখন আপনি একটা জিনিস দেখুন যে, যিনি এইযে আ কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে। দেখা যায়, যে আমাদের কোনো কিছু নিয়ে আমরা জানছি না। বা আমরা কোন কিছু নিয়ে একটু কনফিউজড আছি। ওই ChatGPT কে বলুন বা AI কেও একটু বলে দিলেই, সে আমাদের এই কাজটা করে দিচ্ছে। তো এতে হচ্ছে কি? আমরা কিন্তু আসলে শিখতে পারছি না হ্যাঁ, অনেক তাড়াতাড়ি করে দিচ্ছে। কিন্তু আমাদের কিন্তু আসলে মনে থাকছে না। কারণ আমরা তো ওটার পিছনে তেমন সময় ব্যয় করিনি। ঠিক না? আপনি একটা জিনিস দেখবেন যে, আপনার কোন কিছুর পেছনে আপনি যখনই সময় দিবেন। যে একটা ভালো একটা সময় লেগেছে একটা জিনিস আপনার জানতে বা শিখতে। ওই জিনিসটা আপনার সবসময় মনে থাকবে। ঠিক না? কিন্তু ওই হুট করেই যে বের করে দিলো, তখন আসলে আর মনে থাকে না।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে আরো সু অনেক সুবিধার ভাবে করে দিচ্ছে। অনেক তাড়াতাড়ি করে দিচ্ছে। হ্যাঁ, আসলে ঠিকই বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলছেন আসলে ভাইয়া, আপনার